আসলে রিসেন্টলি একটা প্রবলেম এ পড়ে বেশ বিরক্ত ফিল করছি। শুধু বিরক্ত না আমি কিছুটা অস্বস্তিও ফিল করছি এবং আ মানে খুব একটা ভালো লাগাও কাজ করছে না মনের মধ্যে। সব মিলিয়ে একটা বাজে সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সবচেয়ে বাজে জিনিসটা যেটা সেটা হচ্ছে আমি আসলে এখান থেকে বের হব কীভাবে? এটা কোনভাবেই বুঝতে পারছি না। এবং কাজটা মূলত অফিস থেকে হচ্ছে এই প্রবলেম গুলো এবং সেইটার ইফেক্ট আনফরচুনেটলি আমার ফ্যামিলি তেও পড়ছে। যেটা হচ্ছে যে অস্বস্তি বা এই প্রবলেম এর জায়গাটা আমি অফিস থেকে হয়তো বাসায় নিয়ে আসছি মনে, মনে এবং এর ফলে দেখা যাচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে যে সময়টা ভালো কাটাইতাম বা ফ্যামিলির সাথে সময় কাটানোর সময় আমার মনের যে অবস্থাটা থাকত সেটা দিনকে দিন বাজে হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে আমি আসলে তাদের সাথে একটু misbehave করে ফেলছি। যেটা কখনোই তাদের প্রাপ্য না। এবং পরবর্তীতে সেটা বুঝতে পেরে নিজের মধ্যে একটা অনু অনুশোচনা বোধ হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা বোঝার পরে আমি যে অফিসে গিয়ে যে অফিসের প্রবলেম টা সলভ করার চেষ্টা করবো, কিভাবে করবো? কিভাবে এপ্রোচ করব? কিছুই মাথায় আসছে না। আমি মনে হচ্ছে যে আমি যেন এই পোড়া একটা সিস্টেমেটিক একটা প্রবলেম এর মধ্যে পড়ে গিয়েছি। এবং এখান থেকে বের হওয়ার কোন পথ আমার সামনে খোলা নাই। সো নিজেকে দিনকে দিন আমি যেন হারিয়ে ফেলছি এই প্রস সমস্যাটার মধ্যে আর এবং আমি কোনভাবেই কুল কেনারা খুঁজে পাচ্ছি না।
আচ্ছা। হু। হু, হু। হু। হু। হুম, আচ্ছা। খুব ভা খুব আসলে <tsk> আ দুঃখজনক একটা ব্যাপার আপনি আ নিজেকে হারিয়ে ফেলছেন এরকম চিন্তা হচ্ছে। এটা কেনো হচ্ছে? আপনার আ কাজের প্রেশার কি বেশি নাকি, অন্য কোন অফিসিয়াল কারণে?
কাজের প্রেশার তো বেশি থাকে এবং সেটা তো মেনে নেয়া যায় আসলে। মূলত যেটা হচ্ছে যে আহ কি বলবো? বলতে একটু লজ্জাও লাগছে। যে আমার অফিসের কলিগরা কারণে অকারণে অনেক সময় তাদের কাজটা আমার উপরে চাপিয়ে দেয় এবং আমি মানে কেন যেন না বলতে পারি না আরকি। যে তাদেরকে যে বলবো যে ,"না এটা তো তোমার কাজ তুমি করো অথবা না আমার অনেক ব্যস্ততা আছে" এরকম কিছু বলে যে পাশ কাটিয়ে যাবো। আমার শুধু মনে হয় যে তারা যদি মন খারাপ করে বসে, মাইন্ড করে বসে, কলিগই তো ভালো মানুষ এবং হয়তো তাদের কোনো প্রবলেম আছে এবং অনেকে ইভেন প্রবলেম এর কথা বলেছে। যে আমার এরকম, এরকম প্রবলেম হয়েছে তুমি কি কাজটা করে দিবে বা আপনি কি করে দিতে পারবেন। আমি হয়তো তার কাজটা করে দিয়েছি। এভাবে তারা একবার পেয়ে বসলে দেখা যাচ্ছে বারবার আমাকে কাজ দিচ্ছে এবং তারা বিভিন্ন অজুহাত দিচ্ছে একজন তো অসুস্থতার কথা বলে কাজ গুছিয়ে দিয়ে গেলো। ঐদিন সন্ধ্যায় ফেসবুকে দেখি সে পার্টিতে আছে। তো এরকম যখন বিষয়টা ঘটে না তখন কিন্তু মনটা একদম ভেঙে যায়। বাট এর পরবর্তীতে যে আমি তাকে কনফ্রন্ট করবো, এটলিস্ট পরবর্তী ঘটনায় তাকে না বলবো যে না দেখো তুমি তো গতবার আমাকে ধোকা দিয়েছিলে। এটাও আমার হয়ে উঠছে না। আমি একদমই মানে ভেতর থেকে কেন যেন না বলার অভ্যাসটা ছিল না এবং আমি যে আনবো সেটাও হচ্ছে না আমার আর
হুম। হুম। হুম। হুম। হুম। হুম, হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। এটা আসলেই চিন্তার ব্যাপার। এটা আপনার কি মানে সবসময়ই হয়? মানে কাজের ক্ষেত্রে হচ্ছে, নাকি আপনার পার্সোনাল লাইফেও আপনি আম মানে না বলতে না পারার কারণে চাপের মধ্যে পড়েন?
এই কথা বলতে কি? পার্সোনাল লাইফেও হচ্ছে। এটা অস্বীকার করার ওয়ে নেই আসলে। দেখুন যেটা হয় যে, অনেক সময় আমার আহ চাচাতো ভাই, দূরসম্পর্কের বা, অনেকেই এসে আমার কাছে হয়তো কিছু টাকা পয়সা চেয়ে বসেছে। এবং হয়তো আমার দেয়ার মত পরিস্থিতি নাই, তাও আমি দিয়ে ফেলছি। ইভেন সবচেয়ে বাজে যে জিনিসটা আমার ক্ষেত্রে হচ্ছে যে, আমি জানি একজন একটা পার্টিকুলার পারসনের কথা যদি বলি, যে সে ঐ টাকাটা হয়তো মিস ইউজ করবে
হুম। হুম, হুম।
এটা জানার পরও আমি তাকে না বলতে পারছি না, যে তার বাবা-মা কি মনে করবে? যে সাহায্য চাইতে এসেছিল, আমি দিলাম না। তা না বলার এইযে অভ্যাসটা আপনি যেটা বললেন যে আসলে, আমার ফ্যামিলি থেকেই ছোটবেলা থেকেই না বলতে না পারার অভ্যাসটা আসলে মানে রয়ে গিয়েছে। এবং সেটা ওখান থেকেই উদ্ভুত আসলে।
আচ্ছা, আচ্ছা। এটা আম কোনো কারণে হয়েছিল? কারণ, অনেক সময় হয়ে থাকে কি? আ ছোটবেলায় বা, ফ্যামিলিতে এমন হয়ে থাকে যে আপনি কোনো ব্যাপারে যদি না করে থাকেন তখন অ অনেকে হচ্ছে ব্যাপারটাকে criticize করে বা, ভালোভাবে নিতে পারে না। আপনার ক্ষেত্রেও কি এমন কিছু হয়েছিল নাকি আপনি মানে আ এমনিতেই এরকম? মানে পার্সোনালিটি আপনার এরকম?
আমার ধারণা পার্সোনালিটি মে বি এরকম, কারণ হচ্ছে আমার বাবা-মাকে দেখেছি তারা আসলে সবাইকে সাহায্য করতে এগিয়ে যায়। এখন আহ তারা তাদের সাহায্যটা অনেক হেলদি। আমি ওই একই পার্সোনালিটি হয়তো উ মানে কপি করতে গিয়ে বলা যেতে পারে যে, আমি হয়তো সঠিকভাবে কাজটা করতে পারছি না। তো আমি বলবো যে, "এটা তাদের দেখেই আমার মধ্যে আমি রপ্ত করেছি আরকি।" কিন্তু আনফরচুনেটলি সেটা ভালো দিকে তো যাচ্ছেই না। বরঞ্চ এটার জন্য আমি আমার মানসিক এবং শারীরিক ২ দিক থেকে বেশ একটা বাজে পরিস্থিতিতে আছি আরকি। তো এবং সেটা নিয়ে যে আমি কিভাবে পরিত্রাণ পাবো? এই জায়গা থেকে, ওই এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে সেটা কোনো কিছুই মাথায় আসছে না আমার।
উম। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা। এটা যেহেতু পরিবার থেকেই এসেছে, তাহলে আ আমার কাছে মনে হচ্ছে এটা এত সহজে আপনার মধ্য থেকে বের হবে না। আর সাহায্য করা অবশ্যই একটা মহৎ কাজ। মানুষকে সাহায্য করতে হবে। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি আ কোন সীমা রাখছেন না। আপনার নিজের জন্য কোন বাউন্ডারি বা, লিমিট রাখছেন না। তো সে কারণে হচ্ছে কি? মানুষ আপনার সাহায্যকে বলতে পারেন ১ ধরনের আ weapon হিসেবে ব্যবহার করে নিচ্ছে ওদের নিজেদের জন্যে। এইযে অফিসের একটা ঘটনার কথা বললেন। আ সেটা আসলেই খুবই দুঃখজনক। আ তারপরও যে আপনি উনার কাজ করছেন, এটা অবশ্যই আপনার পক্ষ থেকে খুব ভালো একটা উদ্যোগ। কিন্তু ওইযে নিজেকে একটু লিমিট সেট করতে হবে। মাঝে, মাঝে হচ্ছে আপনি না বলে দিবেন। বলে দেখবেন যে, কী হয়? মানে আ নিজে থেকে একটু প্র্যাকটিস করবেন বা, এরকম যদি করতে পারেন, যে সিনারিও যদি নিজের মধ্যে আম এ এর চিন্তা করতে পারেন, যে কেউ যদি আমাকে এসে আজকে আ কোন কাজ করতে বলে, আ যখন আপনার মানে কাজের চাপ বেশি থাকবে অফিসে। আ এরকম যদি আপনি চিন্তা করেন যে কেউ যদি আপনাকে কাজ করতে করে দিতে বলে বা, হেল্প চাইতে বলে, তখন আপনি কিভাবে না করবেন, সেটা যদি একটু আগে থেকে চিন্তা করে রাখেন, তখন আমার কাছে মনে হয় যে এটা একটু সাহায্য করতে পারে আপনাকে কোন না কোনভাবে। এইরকম কি করা যেতে পারে?
রাইট। জি, জি। হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এরকম মে বি করা যেতে পারে। আমি একটু বোঝার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনি বলছেন যে, আমি আহ এরকম সিচুয়েশন যে ফেস করছি অফিসে এ বা, অনেক ক্ষেত্রে বাসাতে, তো সেটা ব্যাপারে আগেভাগে একটু ভেবে নিতে যে, আ আমার কাছে এসে হয়তো এই এই কথাগুলো তারা বলতে পারে। এবং যেহেতু আমি আগেভাগে ভেবে নিচ্ছি, সেহেতু মূলত ওই মুহূর্তে যে অস্বস্তিকর পরিস্থিতি কথা ভেবে আমি মূলত হ্যাঁ বলে ফেলি বা, না বলতে পারি না, সেটা এড়ানো যাচ্ছে। কারণ, আমি তো আগে থেকেই মনে স্থির করে নিয়েছি যে, আমি না বলবো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি করা যেতে পারে। এবং আমার মনে হচ্ছে এটা কাজে দিতে পারে। কারণ আ দেখুন আমি যেটা বললাম যে, "আমার মূলত ওই মুহূর্তে বেশ একটু লজ্জা লাগে।" বা, আমি না বললে যে একটা অস্বস্থিকর পরিস্থিতি সেটা এড়ানোর জন্য মূলত আমি রাজি হয়ে থাকি আরকি। বাট আপনি যে কথাটা বললেন, এটা কিন্তু আমার আগে থেকেই সেই পরিস্থিতি এড়ানোর জন্য নিজেকে প্রিপায়ার করে নিয়েছি। তো সেহেতু এটা কিন্তু হতে পারে। কিন্তু হা একটু <scoffs> কেমন শোনাচ্ছে? হয়তো একটু মানে অ অদ্ভুত বিষয় কিন্তু। এটাকে নিজে, নিজে বলাটা মানে আয়নার সামনে দাঁড়িয়ে নাকি উ নিজের হয়তো খুব কাছের কোন মানুষের সাথে কথা বলে প্র্যাকটিস কিভাবে করলে ভালো হয়? আমি তো আসলে এভাবে আ আগে কখনো করিনি আরকি।
হুম। হুম। হুম। হুম। হুম। হুম। হুম আচ্ছা। আপনার কাছে যদি মনে হয়। যে আয়নায় দাঁড়িয়ে করলে ভালো, তাহলে অবশ্যই সেটা চেষ্টা করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আ আয়নায় দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলার আ ব্যাপারে অ অনেক ধরনের রিসার্চ আছে বা অনেকে হচ্ছে এভাবে কথা বলে। বা আ স্পিচ প্র্যাকটিস করে হচ্ছে অনেক ইমপ্রুভ করেছেন। তো এটা বলা যায় আ একটু বেশি কার্যকর হতে পারে। যদি আপনি আ মানে ইচ্ছুক থাকেন চেষ্টা করতে। আর সেটা যদি আপনার আ ইচ্ছা না হয় তাহলে আপনি হচ্ছে। আ মানে মাথার মধ্যে কয়েক ধরনের আ এক্সকিউজ বা কিভাবে না করা যায় এরকম কয়েকটা এক্সকিউজ আপনি নিজের মধ্যে তৈরি করে রাখবেন। যেমন হচ্ছে, "আমার কাজের প্রেশার বেশি আছে। আমি এজন্য তোমার কাজটা করে দিতে পারছি না।" এটা ১ টা। বা আমি একটু অসুস্থ আছি। এজন্যে আ আমি তোমার কাজটা করতে পারছি না। বা হচ্ছে বাসায় কাজ আছে সেজন্য আমি তোমার কাজটা করতে পারছি না।" এরকম কয়েকটা এক্সকিউজ যদি আপনি তৈরি করে রাখতে পারেন আগে থেকে। তখন আপনার মানে তৎক্ষণাৎ যে আ না করার যে আ লজ্জা লাগা বা অপ্রস্তুত থেকে যান সেটা কিন্তু আসবে না। কারণ আপনার অলরেডি কিন্তু মাথায় আছে যে কী বলতে হবে।
আচ্ছা। প্যানিক। আচ্ছা, আচ্ছা। বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা। হুম। জ্বি, জি। মাথায় আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা ভালো। আপনি আসলে ভালো বললেন যে এই বিশেষ করে এক্সকিউজ এর কথা যেটা বললেন এভাবে যদি রেডি রাখি এবং সেটা শুধুমাত্র মেবি অফিসেই না। আমি বাসার মানুষের সাথে যারা আমাকে মিস্ট্রিট করছে বা আমার কাইন্ডনেস এর সুযোগ নিচ্ছে। তাদের ক্ষেত্রেও মেবি আমি এরকম কয়েকটা আ বিষয় মাথায় রাখতে পারি। <scoffs> আমার একই সাথে একটু মানে ভালো লাগছে, আবার একটু লজ্জাও লাগছে, যে নিজে আয়নার সামনে বলবো। এই, এই লজ্জাটা কাটানোর কোন ওয়ে আছে কিনা? মানে দেখুন আমি একদম মানে খোলোমেলাভাবে বলছি যে আসলে এরকমভাবে কথা বলার তো আমার অভ্যাস নেই। বিশেষ করে নিজের সাথে। তো এই কোনো লজ্জা কাটানোর বা সাহস নিয়ে আসার মানে সামনে দাঁড়িয়ে কথা বলবো, সেখানে একটু পজিটিভ থাকবো, কন কনসেনট্রেশন থাকবে। এটার কোন ওয়ে আছে কি?
হুম। হুম। হুম। আ এটা শুরু করতে পারেন আপনি হচ্ছে একদমই আ ছোট, ছোট কিছু কাজ করে। যেমন, এমন না যে আপনাকে ১ম দিনই আয়নার সামনে দাঁড়িয়ে স্পিচ দিতে হবে। এমন কিছু নয়। <sniffs> আপনি চেষ্টা করবেন ছোট, ছোট স্টেপ নিতে। যেমন ধরেন, আ ১ম দিন আপনি আয়নার সামনে আ ৩০ সেকেন্ড তাকিয়ে থাকলেন নিজের দিকে। তারপরের দিন হচ্ছে ধরেন ১ মিনিট তাকালেন। তো এভাবে আস্তে, আস্তে যখন আপনার কনফিডেন্স বিল্ড হবে, <sniffs> তখন দেখবেন লজ্জাটাও কিন্তু আস্তে, আস্তে কেটে যাচ্ছে। <sniffs> তো এভাবে ছোট, ছোট স্টেপ নিলে আপনার জন্য মানে অস্বস্তিকর লাগবে না বা, লজ্জা লাগবে না। এভাবে আসলে মানে আস্তে, আস্তে আপনি আয়নার সামনে কথা বলতে একটু কমফোর্টেবল ফিল করবেন বা, আপনার লজ্জাটা একটু কমে আসবে।
আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আচ্ছা, না, এটা ভালো বললেন অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে কি? আমি এহ যতটা টেনশন বা, যতটা একটা মানসিক ট্রমা নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করেছিলাম, সেই তুলনায় কিন্তু অনেকটাই এখন ভালো লাগছে। মনে হচ্ছে যে, আমি আলরেডি একটা পথ দেখতে পেয়েছি যেটা আমার আসলে এই বর্তমান পরিস্থিতি থেকে বের হতে অনেক সাহায্য করবে। আমি আজ থেকেই শুরু করবো। এটলিস্ট আমার আয়নার সামনে দাঁড়িয়ে যতক্ষণ পারি নিজে হয়তো কথা বলার। না অথবা আপনি যেটা বললেন যে, "ছোট, ছোট স্টেপগুলো নিয়ে আসলে ওইযে কথাগুলো যেগুলো আমি বলবো," সেগুলো বলার যে প্রয়াসটা থাকবে, চেষ্টাটা থাকবে সেগুলো করা এবং মে বি ধীরে, ধীরে আমি এইযে একটা বাজে সিচুয়েশনে আছি, না বলতে না পারা, এটা থেকে আসলে বের হয়ে আসা। আপনাকে অনেক ধন্যবাদ আসলে। আপনি আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো আমার। এবং আমি বেশ শান্তি পাচ্ছি সত্যি কথা বললে আরকি।
হুম। না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ইস সাহস করে আপনার আ এত অস্বস্তির কথা শেয়ার করেছেন। আশা করি আপনার আম এইযে না বলতে না পারার যে একটা লজ্জা আছে বা, অপ্রস্তুত থেকে যান বা, অস্বস্তি লাগে, সেটা কাটিয়ে উঠতে পারবেন। আর নিজের থেকে ওই চাপটা কমে যাবে। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।
জি।